বাহ! বেশ চমৎকারভাবে বললেন যে আসলে আপনি আ নিয়ন্ত্রণ কিভাবে করতেছেন, কিভাবে আসলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেছেন। সেটা সুন্দরভাবে বললেন। তো আরেকটা জিনিস আসলে জানতে চাচ্ছি, কোন সোশ্যাল মিডিয়া টা বা স কোন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম অনেক তো রয়েছে। তার মধ্যে কোনটা সবচেয়ে বেশি আপনি দেখতে পছন্দ করেন?
জী অবশ্যই। জী অবশ্যই। আচ্ছা। আ সবথেকে বেশি পছন্দ হয় হচ্ছে আসলে, আ যে সোশ্যাল মিডিয়ার মধ্যে হচ্ছে FaceBook টাই বেশি আ দেখা হয় বা বেশি পছন্দ করা হয়। মানে সবথেকে বেশি সময়টা এখানেই কাটানো হয়। আ যতটুকু আরকি কাটানো যায় আরকি, <chuckles> তো এখানেই কাটাই আরকি। আ তো এটা বেশ ভালো লাগে আমাকে, সোশ্যাল মিডিয়া এর মধ্যে FaceBook টাই।
আও <chuckles> আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি। মানে আপনি আ সোশ্যাল মিডিয়া যেটা ব্যবহার করতেছেন, যে প্ল্যাটফর্ম তার মধ্যে সবচেয়ে আসলে আপনি ওই আ কি বলে FaceBook টার বেশি কথা বলতেছেন। আর অন্যান্য Instagram টিনস্টাগ্রাম এগুলা আসলে কম ইউস করেন বুঝতে পেরেছি। তো <clears throat> সোশ্যাল মিডিয়া যেহেতু আপনি ব্যবহার করেন, তো এ্যা সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে আসলে আ কোন টাইপের কনটেন্ট বা কোন টাইপের আসলে আ ব্লগ বা নিউজ গুলো দেখতে ভালোবাসেন?
FaceBook টায় বেশিরভাগ দেই, হ্যাঁ পাও মিস করা হয়, হ্যাঁ। জী অবশ্যই। আচ্ছা। আ আমার হচ্ছে সবথেকে ভালো লাগে, যে আসলে ওইযে ফানি অ্যাঁ ফানি কনটেন্ট গুলো আপনাদের কাছে। reels <clicks tongue> দেখতেই বেশি ভালো লাগে। আ তো সেক্ষেত্রে হচ্ছে আ reels এর মধ্যে হচ্ছে ফানি কনটেন্ট গুলো, আবার হচ্ছে যে আসলে আ কেরিয়ার নিয়ে যে কথা কথ কনটেন্ট গুলো হয়। এগুলো দেখতেও একটু বেশ ভালো লাগে। বাক মুভির যে শর্ট ক্লিপগুলো হয়, এ এইগুলো দেখতেই বেশ ভালো লাগে। মুভির শর্ট ক্লিপগুলো আ যেগুলো দেখা যাচ্ছে আ আর মানে বিনোদন নেওয়া যায় যেখানে এখানে দেখতে। মাঝেমধ্যে এমন কনটেন্ট চলে আসে যেগুলো দেখলে আরো আসলে আ মন খারাপ হয়ে যায়, ইয়া হয়ে যায়। তারপরও যতটুকু পারি যেখান থেকে একটু বিনোদন নিয়ে অন্য কাজে আবার মন দেওয়ার চেষ্টা করি।
ও দারুণ <chuckles> হুম, হ্যাঁ। হুম। ওয়াও। বুঝতে পেরেছি।